আচ্ছা ভাইয়া ধরুন আমরা তো মানুষ, আমাদের জীবন চলার পথে, "মান", "অভিমান", "দুঃখ", "খারাপ পরিস্থিতি", "ভালো পরিস্থিতি", আমাদের মানসিকতার কিন্তু নানান পরিস্থিতিতে নানান পরিবর্তন আমাদের সম্পর্কের মাঝে, মাঝে মধ্যে কিন্তু একটু দূরত্ব তৈরি হয় এবং কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই না?
হু, হু। জ্বী, জ্বী। হু, হু।
তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই, যে কখনো যদি আমরা আমাদের বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা অনুভব করি, তাহলে আমরা কিভাবে আসলে এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলোকে সমাধান করতে পারবো আপনি যদি একটু বলতেন?
তো হু। জ্বী, আমার মতে যদি কোনো সমস্যা হয় বন্ধুর সাথে অনেক সময় বন্ধুদের, মনোমালিন্য যেকোন বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে হোক বরঞ্চ মনোমালিন্য হয়, একটু রাগারাগি হয়, একটু ঝগড়া বিবাদ হয়। তো ঝগড়া রাগারাগি এগুলোর কারণে কিন্তু বন্ধুত্ব নষ্ট করা যাবে না। হ্যাঁ? তো ভুল যেকোনো একজনের হইতেই পারে, হ্যাঁ? তো সেটা নিয়ে একটু ঝগড়াঝাটি হইতেই পারে। তবে ঝগড়ার কারণে কখনো কথা বলা বন্ধু। চলবে না। কথা বলতে হবে। যখন ধরেন আমি কোন ভুল করেছি, আমার বন্ধু আমার সাথে রাগ দেখিয়েছে, তখন আমি ভুলটা স্বীকার করতে হবে এবং তার রাগটাকে মেনে নিয়ে বলছি যে এরকম ভুল আর করা যাবে না। এরকম ভুল তো আর করব না। জ্বী, এটা বলতে হবে আমার বন্ধু ভুল করল। তো তার সাথে আমার রাগারাগি হইল, হ্যাঁ? আমি যদি তার সাথে রাগারাগি করার কারণে বন্ধুত্ব নষ্ট করে দিয়ে কথা বলা ভঙ্গ করি তাহলে এটা কোন সমাধান হবে না। তো অবশ্যই আমাদের কথা বলে পরবর্তীতে মান মানে ইগো আমাদের সাইড এ রেখে হ্যাঁ আমরা কথা বলতে হবে। বলতে হবে যে যাহা বলছে
একদম, একদম। জ্বী, ঠিকই বলেছেন। একদম, একদম। একদম। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। তার মানে হচ্ছে আপনি বুঝাইতে চাইবেন যে আমাদের মধ্যে যে মান অভিমান এই মান অভিমানের জায়গাতেও যাতে করে আমাদের যে, পারস্পরিক সম্মান বোধ এই পারস্পরিক সম্মান বোধটা যাতে করে বজায় থাকে এবং আমরা আসলে যেই সমস্যার কারণে দূরত্ব তৈরি হয়ে গেছে এই সমস্যায় যে মূল বিষয়টি এটি আসলে চিহ্নিত করে, আমার যেটি মনে হয় যে বন্ধুর কাছে যদি কেউ দুঃখ প্রকাশ করে, নিজেকে সরি বলে তাহলে মনে হয় না যে নিজেকে ছোট হতে হবে, তাই না?
হুম। জ্বী, জ্বী। ও। হুম। হুম। হুম।

জী, জী। অবশ্যই। বন্ধুর কাছে সরি বললে এখানে ছোট হওয়ার কিছু নেই হ্যাঁ? নিজে ধু ভুল করলে সেই ভুলটাকে স্বীকার করে শুধরে নেয়াই হচ্ছে আসল মানে কথা হ্যাঁ? তো সত্যি কিন্তু তারাই করতে পারবে যে যারা মানে ভুলকে শু শুধরিয়ে নিবে যে, "ভুল ধরে যদি আমি, যে আমি ভুল করেছি, সে তার সাথে কথা বলবো না।" এটা বললে কিন্তু চলবে না। অবশ্যই বন্ধুত্বর মধ্যে ঝগড়া হলে এই এভাবে মানে ইগো সাইড এ রেখে কথা বলে মীমাংসা করে নিতে হবে। আপনি কি মনে করেন?
জি ভাইয়া, জি একদম। একদমই ঠিক কথা বলেছেন আপনি। জী, জী। একদমই ঠিক কথা বলেছেন! জী ভাইয়া, জী। একদমই আপনি ঠিক কথা বলেছেন। একটা সম্পর্ক তৈরি করতে গেলে দীর্ঘ সময় লাগে। সুতরাং সামান্য কোনো বিষয় যাতে করে আমাদের এই দীর্ঘ দিনে গড়ে তোলা সম্পর্কটি যাতে ধ্বংস না হয়ে যায়, আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে।
হুম, হুম। উ জি। না হয় জী, অবশ্যই। আমি আপনার সাথে একমত। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
আপনার সাথে এই কথাগুলো বলে আসলে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এত দারুন আইডিয়া আমি পেয়ে গেলাম। এজন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি।
হুম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক কথাগুলো শিখলাম অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। কথা বলে অনেক ভালো লাগলো।
জী, আবার কথা হবে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
জী, ধন্যবাদ।

হুম জ্বি, জ্বি। হুম বন্ধু ছাড়া তো এ জীবনই অচল।
একদম, একদম। আপনি ঠিকই বলেছেন। তো আমি ভাবছিলাম আমরা তো আমাদের জীবনে অনেক ধরনের বন্ধুত্বের সঙ্গে পরিচিত হই। কিছু বন্ধু অনেক যের কিছু বন্ধু অনেক দূরের এই যে আমাদের বন্ধুত্ব যদি আমি আপনার কাছে জানতে চাই যে ভালো বন্ধুত্ব বলতে আসলে আমরা কি বোঝাই? আপনি যদি একটু আপনার মতো করে বলতেন।
জ্বি, জ্বি। আচ হুম। ভালো বন্ধুত্ব বলতে, ধরেন আমি আ কারো সাথে বন্ধুত্ব তো আর সবার সাথে হয় না। মনের সাথে মনের মিল, হ্যাঁ, বন্ধুত্ব হচ্ছে সম্পর্ক, হুম বন্ধু বন্ধু নির্বাচন করার সময় অবশ্যই আমাদের ভালো বন্ধু নির্বাচন করতে হবে।
জ্বি। একদম, একদম। এক জ্বি, জ্বি, জ্বি।
দেখেন ভালো বন্ধু থাকলে আমাদের বিপদে যেকোন বিপদে, হ্যাঁ, বন্ধুরাই কিন্তু সবার আগে এগিয়ে আসে। হুম, ধরেন আমি যদি accident করি, হ্যাঁ, বা কোন বিপদে পড়ি, কোন ঝামেলায় পড়ি তাহলে কিন্তু আমরা আগে কি করি? বন্ধুদের ফোন দি। বন্ধুদের ফোন দেই যে, "এই আমি তো সমস্যা হয়েছে আমার একটু এদিকে আস। একটু দেখা কর।" হ্যাঁ বা কোন ঝামেলার কিংবা আমরা কিছু আলোচনা করার জন্য আগে বন্ধুদেরকে বলি যে, "এই problem হয়েছে, আমরা এটা কিভাবে এ থেকে উদ্ধার পেতে পারি?" এবং বন্ধুই কিন্তু এগিয়ে আসে, হ্যাঁ, বন্ধুরা ভালো কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করে।
একদম ঠিক বলেছেন আপনি ভাইয়া। হুম। জ্বি, জ্বি। হ্যাঁ। একদম। জ্বি, জ্বি। একদম ঠিক বলেছেন। তার মানে হচ্ছে আমরা ভালো বন্ধু বলতে ওই সমস্ত বন্ধুকে বুঝাই আসলে যাদের সঙ্গে time কাটাতে আমাদের খুব ভালো লাগে এবং যাদের কাছে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারলে আমরা নিজেকে খুব হালকা মনে করি এবং শান্তি অনুভব করি, তাদেরকেই মূলত আমরা ভালো বন্ধু বলতে পারি। তাই না ভাইয়া?
জ্বি, জ্বি। হুম। জ্বি, জ্বি, জ্বি।

আপনার এই আপনি কখন বুঝবেন যে আপনার আ একজন সত্যিই ভালো বন্ধু আছে?
বাহ! আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে বন্ধুত্বের সাথে খুবই ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি করেছেন যে আমি কখন বুঝব যে এই বন্ধুটি আমার জীবনে সত্যি, সত্যি একটি ভালো বন্ধু। আপনি যেমনটি বলছিলেন যে ভালো বন্ধুরা কিন্তু বিপদ দেখলে বসে থাকতে পারে না, তারা কিন্তু বিপদ থেকে উদ্ধারের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তো আমি দেখব যে যে বন্ধুগুলো শুধুমাত্র আমার সুখের সময়ে নয় বরং আমার কঠিন মুহূর্তেও তারা আমার পাশে থাকে, আমাকে সাহায্য করে, আমাকে মানসিক ভাবে তারা সহায়তা করে এবং মানসিক ভাবে আমাকে শক্তি যোগায়। আমি মনে করি তখনই বুঝব যে এই বন্ধুটি আমার জীবনে সবচেয়ে ভালো বন্ধু। এই ব্যাপারে আপনার কি মনে হয়?
সত্যিই হুম, হুম। জি, জি। জি, জি। হুম। হু, হু। জি। উম আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আপনার কথার সাথে একমত। শিখলাম আপনার কথা থেকে অনেক কিছু। বন্ধুত্বের মানে হু? বন্ধুত্বের মানে কিন্তু অনেকেই বোঝে না। হ্যাঁ? বন্ধুত্বভাবে হয়তো আড্ডা দেওয়ার জন্য বন্ধুত্ব। আসলে শুধু আড্ডা দিয়ে সময় পার করার জন্য কিন্তু বন্ধুত্ব হয় না। হ্যাঁ? বন্ধুত্ব এমন একটা সম্পর্ক একটা রক্তের সম্পর্কেরও উর্ধে, হ্যাঁ? আত্মার একটা সম্পর্ক। যে বন্ধু আপনার নয়ন এই বলেন যে ভাইয়ের মতন হ্যাঁ? বন্ধু মানে কি বলে যে আমি যদি কোথাও কোনো বিপদে পড়ি হ্যাঁ? বিপদে পড়ি বা অ্যা শুধু আমি যে তাদের মানে তারা যে আমার বিপদে এগিয়ে আসবে হ্যাঁ? সেরকম মন-মানসিকতা আমারও থাকতে হবে। আমিও তাদের বিপদে এগিয়ে যাবো। বন্ধুকে সাহায্য করবো, হুম, ভালো বন্ধুত্ব হলে কি হয় শুধু নিজের না, সমাজেরও অনেক উন্নতি হয়। কিভাবে? ধরেন ভালো বন্ধু অবশ্যই গঠনমূলক ভালো তারা আলোচনা ক গুলো করে। হ্যাঁ কিভাবে সমাজের উন্নতি করা যায়, কিভাবে ভালো করা যায়, হ্যাঁ? ধরেন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা যায়। আপনি কি মনে করেন?
ধন্যবাদ। একদম ভাইয়া, একদম। জি, আপনি ঠিকই বলেছেন। জি ভাইয়া, জি। একদম ঠিকই বলেছেন। জি, জি। জি ভাইয়া, জি, একদম। আপনি ঠিকই বলেছেন। একদম আসলেই আপনি ঠিকই বলেছেন। জি, জি। জি ভাইয়া, জি।